হ্যাঁ, হ্যাঁ এটা হয়। এটা আসলে আমার ছোট ভাইয়ের ক্ষেত্রেই হয়। ও দেখা গেছে যে এখন ইউনিভার্সিটিতে পড়ে। তো ও হচ্ছে গিয়ে যে এরকম জিনিসপত্র গুলো করে, ওরই একটু সমস্যা হয়। আসলে রাতের বেলার খাবারটা <sniffs> মে খাবারের সময় ম্যা ও গ্যাজেট ছাড়া বসতে বা সবার সাথে আসলে একসাথে বসতে। কারণ ও আসলে একটু প্রেফার করে যে ও যেহেতু সারাদিন ও নিজের বাইরে পড়া সু থাকে, নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে। ওই সময়টাতে একটু টিভি দেখতে চায় <sniffs> বা একটু বন্ধুদের সাথে হয়তো হয় না যে, যেহেতু ইউনিভার্সিটিতে পড়ে যেহেতু ও, ও একটু বন্ধুদের সাথেই আসলে থাকতে বেশি পছন্দ করে, connected থাকতে পছন্দ করে বা মোবাইলটাকে সামনে নিয়ে এসেই হয়তোবা খাবার টেবিলে বসতে চায়। তো ঐটাও ওর উপরে এক ধরনের কি বলবো যে কড়াকড়ি শাসন আসলে আরোপ করা আছে। <sniffs> যে, "না খাওয়ার সময়টা আসলে তোমাকে পুরোপুরি আসলে participate করতে হবে। নিজস্ব গল্প যেগুলা আছে সেগুলা বলতে হবে, শেয়ার করতে হবে। অন্যের গল্প যেগুলা আছে সেগুলো শুনতে হবে।" তো এভাবেই আরকি তারপরেও, ও আসলে চেষ্টা করে ফাঁকি দেওয়ার আরকি বলতে পারেন।
আচ্ছা। হুম, হুম। আচ্ছা। হুম, হুম। আ এটা বেশ ভালো। <giggles> হ্যাঁ, হ্যাঁ এটা তো স্বাভাবিক করবে। তো এই যে আপনি আপনার বাচ্চার কথা বলতেছিলেন। তো তাকে আসলে ব্যাপারটা হয় না যে বাচ্চাদের ক্ষেত্রে এখন দেখা যায়, তারা খাওয়ার সময় আসলে স্ক্রিনটা দেখতে চায়। নাইলে তারা খেতে চায় না বা তাদেরকে খাওয়ানোটা কিন্তু বেশ কষ্ট হয়ে যায়। তো আপনার বাচ্চার ক্ষেত্রে কি ব্যাপারটা ঘটে যে, যেই স্ক্রিন ছাড়া খাবে না? তখন আসলে তাকে নিয়মটা ভেঙে আপনার স্ক্রিন দিতে হয়।
হুম। উহু। হু, হু। উহু। একদমই তাই। না, একটু জোর আসলে সে যে করে না ব্যাপারটা তা না। ও সেও আসলে একটু prefer করে যে সে টিভির সামনে বসে খাবে অথবা সে মোবাইলটা সামনে নিয়ে বসে তারপরে খেতে চায়। তো ১ দিন, ২ দিন যে আসলে একেবারেই অ্যালাও করা হয় না ব্যাপারটা সেটা বলা যাবে না। কারণ ১ দিন, ২ হয়তোবা তার কোন কারণে মেজাজ খারাপ বা কোন কিছু হয়েছে, কোন ঝামেলা হয়েছে কোথাও। তো সেই কারণেই তো হয়তোবা তাকে মাঝে মধ্যে একটু অ্যালাও করা হয়। বাট তাকে আসলে properly এই জিনিসটা বলা হয় বা communicate করা হয় খুব নিয়মিতভাবেই যে, "তোমাকে আসলে ফ্যামিলির সময় যখন যেটা আছে সেটাতে ফ্যামিলিকে participate করতে হবে।" এবং এই কারণে যেমন দেখা গেছে যে আমরা খাওয়ার সময় হয়তোবা intentionally আমরা তাকে নিয়ে হয়তোবা একটু বেশি আলোচনা করি। যেন তার অ্যা চি তার মনোযোগটা আসলে এখানে থাকে। তার স্কুলে কি হলো সারাদিন।
অ্যা হ্যাঁ। আ এটা কিন্তু একটা বেশ ভালো অ উপায়। যে তাকে নিয়ে আলোচনা করলে তার মনোযোগটা থাকবে ওদিকে।
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ সেটাই কারণ দেখা গেছে যে হয়তোবা তার স্কুল নিয়ে আলোচনা করা হচ্ছে। সে আর্ট ক্লাসে যায় সো তো সে আর্ট মিস ক্লাস নিয়ে বিভিন্ন ধরনের আজকে কি আর্ট করলো, এই টাইপের জিনিসপত্র হয়তোবা জিজ্ঞাসা করা হয়। বা হুজুরের কাছে আজকে কোন সুরাটা শিখল বা কোন পাড়াটা এখন পড়ছে। তো এরকম বিষয়গুলো আসলে তাকে নিয়ে তা তাকে focus এ রেখে discussion টা করলে দেখা যায় যে সবাই আসলে মজাও পায়। সেও বিভিন্ন ধরনের মজার, মজার গল্প করছে। আর তাকেও সে দে ফেসটা থেকে আসলে একটু আলাদা রাখা যায়।
তো <chuckles> জি, জি।